হ্যাঁ আমার করা আছে। তারপরেও আমি মানে আ হয় না যে বাবা-মাকে তো আর আসলে এইটা বোঝানো ওটা একটু কষ্টকর হয়ে যায়। শত হলেও তারা তো সন্তানের খোঁজখবর নেওয়ার জন্যই ফোন দেয় এবং প্রতিদিন যদি গলার আওয়াজ না শুনে, মানে আমার বাবার অভ্যাস হচ্ছে কি যে continuously ফোন দিতেই থাকে, ঠিক আছে? হ্যাঁ। একবার না পারলে সে দিতেই থাকে। ফোনটা দিচ্ছে মানে ৩ বার, ৪ বারও যখন দেখছে যে আমি ধরছি না। হ্যাঁ যদি কখনো কেটেও দেই, তখন হচ্ছে কি আবার কল দিবে। "তুমি ফোন কেন কেটে দিচ্ছ? কি হয়েছে?"
জ্বী, জ্বী। বুঝতে পেরেছি। ও আচ্ছা একবার না ধরলে বারবার দিতেই থাকে, দিতেই থাকে। <chuckles> জ্বী, জ্বী, জ্বী, জ্বী। বুঝতে পেরেছি। ও! মানে অন্তত একটু একটু রিসিভ করেও বলতে হবে যে একটু পরে কথা বলি, তাই না?
হ্যাঁ জানান দেয়া, জানান দেয়া। জ্বি, জ্বি এইজন্য আমি করি কি? যখন দেখছি যে আমি আসলে একটু ব্যস্ত আছি এখন ফোন ধরতে পারবো না বা ফোন তো বন্ধ রাখছি না। তখন আমি আবার ওই যে একটা যে অটো মেসেজ যায় না? সেটা অন্তত আমার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই এই নোটটা আমি দিয়ে রাখি, যাতে করে তারা একটু শান্ত হয়। অ্যা তাদেরকে শান্ত করার জন্য বেশি কিছু তো আমার করা লাগছে না। তাই না? আমি ফেলেছি। জী, জী, জী। হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ যে একটু অ্যা call you later বা এই ধরনের কিছু একটা আপনি দেওয়ার চেষ্টা করেন। বাহ! দারুণ কিন্তু। জ্বি, জ্বি। <chuckles> জাস্ট একটু একটা নোট তাই না? কিন্তু খুবই কিন্তু ভালো। যেহেতু মানুষকে টেনশন দেওয়া বিশেষ করে যারা এরকম আত্মীয়-স্বজন বা খুবই কাছের মানুষ বাবা-মায়ের কথা বললেন। উনারা তো আসলে যে টেনশন টা করে এটা অত্যন্ত নির্মল এবং নির্ভেজাল একটা টেনশন, তাই না? তো অযথা তাদেরকে আসলে টেনশন এ রেখে কি লাভ?
অ্যা হ্যাঁ। অ্যা হ্যাঁ। একদম, একদম। কারণ এই যে সেটাই। নিজের জন্য টেনশন করার লোকগুলো কিন্তু এইভাবেই কমে যাচ্ছে, তাই না? যে তাদেরকে অন্তত সম্মান দেওয়াটা যে ক কিছুই তো না। তারা তো শুধু ফোনটাই করছে এবং খোঁজখবর নেওয়ার জন্যই তো করছে। এখন তাদেরকে যদি আমি বলে দেই, মুখের উপর বলে দেই যে "কেন বারবার ফোন দিচ্ছ? কেন?"
হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী। বুঝতে পেরেছি, জি। জ্বি, জ্বি। তো এই যে আপনি বললেন, না যে কেউ টেনশন যখন করে বা দেখা গেল আপনাকে কেউ একজন কল করল, আপনি তো ব্যস্ত বা আপনি তো এটাকে সাইলেন্ট মুড করে রাখছেন বা কিছু একটা করেছেন। তো আপনাকে হঠাৎ করে যখন দেখা হইল, তখন কি হয়? আপনাকে দেখে কিন্তু সবাই বলে যে "এই কি ব্যাপার তোর ফোন বন্ধ কেন? তোর তোকে ফোনে পাওয়া যায় না কেন?" এ এই ধরনের কথাবার্তা বলে। আর তখন আসলে আপনি এইটা মানে কিভাবে তাকে বোঝান যে আসলে আপনি কিভাবে বন্ধ করে রেখেছেন?
হু, হু। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ।